না, এটা তো নিঃসন্দেহে সঠিক কথা। কারণ দেখা যাচ্ছে যে, আপনি কিন্তু চাইলেই হয়তোবা আমার আর আপনার বাসার দূরত্ব অনেক বেশি যেটা আসলে সম্ভব না কিন্তু খুব কম সময়ে meet up করা। বা ওখান থেকে meet up করে আবার বাড়ি যাওয়া এটা কিন্তু অনেক সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে আপনি pocket থেকে বের করে mobile data-টা on করে আপনি আমাকে একটা knock দিলে কিন্তু পাচ্ছেন। বা আপনার কোন প্রয়োজন হলেও আপনি আমাকে বলছেন। আমি দেখা যাচ্ছে কোন digital কোন কিছু হলে সেটা কিন্তু আমি mail করে পাঠায় দিলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আবার কোন একটা জিনিস যদি আপনার দরকার হয় কোন physical জিনিস তখন সেক্ষেত্রে কিন্তু আমি courier service ব্যবহার করে এটাও কিন্তু আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। এটা তো আসলে জীবনযাত্রা আসলেই খুব সহজ করেছে। কিন্তু এটা তো অবশ্যই সঠিক যে এটার কারণে কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক মানে কমে এসেছে। মানে যেমন ব্যাপারটা বলি অ্যা মানে এটাকে বলে আতিথিয়তা যেটাকে বলে। যেমন আমি আমার যদি গ্রামের একটা কথা বলি, আমি যখন আসলে গ্রামে বেড়াতে যেতাম তখন তো আসলে mobile এর ব্যবহারটা অতটা ছিল না। থাকলেও খুব ব্যয়বহুল ছিল আর ব অত একটা ছিল না সত্যি কথা বলতে গেলে। কারণ এটা তখন দেখা যাচ্ছে আমি যখন গ্রামে যেতাম বা গ্রামে আসার time চলে আসত তারা কিন্তু বেশ কষ্ট পেত। মানে তখন দেখতাম যে তারা আসলে
উহু। জি, জি, জি। জি, জি, জি। হুম, হুম, হুম। জি, জি, জি। জি, জি, জি, উম জি, জি, জি। হুম, হুম, হুম, হুম। জি, জি। জি, জি। হুম, হুম, হুম। জি, জি, জি। হু, হুম। উম জি, জি, জি। হুম, হুম। জী। উহু। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। মানে আপনি বলতে চাচ্ছেন যে, আ প্রথমদিকে যে আপনার যোগাযোগ মাধ্যমটা খুবই কঠিন ছিল। আপনি চাইলেই যোগাযোগ করতে পারতেন না। কিন্তু এখন কিন্তু আপনি আ internet এর সাহায্যে কিন্তু যোগাযোগটা করতে পারছেন। video call বলেন বা ছবি দেওয়া, phone এ কথা বলা। এটি কিন্তু আগে ছিল না। একদম ঠিক বলেছেন। এটি কিন্তু আমার বাসায়ও ঘটেছে। যেরকম আমার আম্মু কিন্তু আ আমার নানীকে call দিতে চাইলে কিন্তু দিতে পারতেন না। কারণ তখন internet টা ছিল না। আর আ direct call দেওয়াটা খুব ব্যয়মূল্য ছিল যে আপনি চাইলেই call দিতে পারেন না। অনেক টাকা যেত। তো আয় আমাদের যদি সেই সময় Skype থাকত তাহলে কিন্তু easily কিন্তু আ video call দিয়ে দেখতে পারতাম বা কথা বলতে পারতাম। তো আ আমার কিন্তু তখন শৈশবটা কিন্তু আরও সুন্দর হতে পারত। কারণ আমার নানী যেহেতু অন্য দেশে থাকে, বিদেশে থাকে, আ তো তখন কিন্তু আমরা আরও সময় কাটাতে পারতাম। তো এই আমরা কিন্তু এমন না শুধু খারাপের দিকেই যাচ্ছি। প্রযুক্তিগতভাবে কিন্তু আমরা অনেক এগিয়েছিও। মানে ভালো side ও আছে। কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। কারণ এইটা কিন্তু শুধু আ মানে খারাপ দিকও আছে। যেরকম স্বাস্থ্যতে কিন্তু সমস্তা সমস্যা হয়। যেরকম অতিরিক্ত যদি আপনি screen time নেন। এটা কিন্তু আপনার আ মস্তিষ্কের জন্য কিন্তু খারাপ। এটি কিন্তু ক্ষতি করে। আর তার সাথে, সাথে, চোখের জন্য তো খারাপ আছেই। তার সাথে কিন্তু ঘুমের কিন্তু সমস্যা হয়। আর আপনি দেখবেন যে আপনার অ আ মানে আইলসা হয়ে গেছেন। আপনি শুয়ে থাকবেন, মন চাবে না বের বাইর হতে। আপনার কি মনে হয় এগুলো নিয়ে?
অ্যা আচ্ছা। জী, জি, অবশ্যই। জি। আচ্ছা। জি। জি অবশ্যই। জি। জি অবশ্যই। আচ্ছা। আচ্ছা। জি। আচ্ছা। জি, জি। জি। অবশ্যই। আচ্ছা। জি, জি। জি অবশ্যই। আচ্ছা। জি, জি। জি। আচ্ছা। জি অবশ্যই। জি আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি, জি অবশ্যই। জি। আচ্ছা। জি অবশ্যই। জি। জি, জি। চোখের জন্যও খারাপ ভাই, চোখে চোখের জন্যও খারাপ। জি। জি অবশ্যই। আচ্ছা। জি অবশ্যই। আচ্ছা।